জ্বি। তো এক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমার আমার মতে আমি যদি একটু যোগ করি তো আমাদের যে বর্তমান জীবনের যে উৎপাদনশীলতা আগে কিন্তু একটা কারখানায় আ হাজার, হাজার, মানুষজন কাজ করতো। এখন কা কারখানাগুলো দেখা যাচ্ছে অটোমেটেড হয়ে গেছে। মেশিন দ্বারা পরিচালিত। এই মেশিনগুলো আবার চালিত হচ্ছে AI সিস্টেম দিয়ে। তো এই যে অটোমেশন এটা কিন্তু আমাদের যে এ এ্যা যারা সাধারণ মানুষ আছে তাদের কিন্তু কর্মক্ষেত্রে এ্যা একটা গ্যাপ তৈরি করছে। এই গ্যাপ এর ফলে দেখা যাচ্ছে অনেক মানুষ কর্মসংস্থানের সুযোগ হারিয়ে ফেলেছে। তো আপনি একটু আগে যেমনটি বলছিলেন যে আ ডাটা এন্ট্রির যে বিষয়টা আসলে এটা হচ্ছে আ এত পরিমাণ এখন সহজ হয়ে গেছে আগে কিন্তু প্রতিটা প্রতিষ্ঠানে একটা ডাটা এন্ট্রি বা প্রসেসিং এর জন্য একজন এ্যা ১ জন বা ২ জন লোক নিয়োগ করা হতো। বর্তমান সময়ে এটা এত পরিমাণ সহজ হয়ে গেছে যে Ai কিংবা আ বিভিন্ন ধরণের চ্যাটবটের মাধ্যমে এ্যা এটা অফিসের এ্যা যে কেউ করে নিতে পারে। তো এই যে একটা কর্মসংস্থানের সুযোগ ছিল আ সেটা হারিয়ে গেছে। আর যে গ্রাহক সেবার যে বিষয়টা এখন বর্তমান সময়ে কিন্তু চ্যাটবট বা ভার্চুয়াল অ্যাসিস্টেন্ট দিয়ে এ যে গ্রাহক সেবার যে মানটা আছে সেটা কিন্তু অনেকাংশে বাড়িয়েছে। কিন্তু দেখা যাচ্ছে যে, এক্ষেত্রে কাজের একটা কর্মসংস্থান এটাও কিন্তু হারিয়ে গেছে। তো এক্ষেত্রে আপনি যদি আরেকটু যোগ করতেন।
জ্বী, জী, জী। জ্বী, জ্বী। হু, হু। হু, অবশ্যই। জ্বী, জ্বী। জ্বী, জ্বী। হুম। জি। জ্বী, জী, জী। জ্বী। হুম। জ্বি, জ্বি। হ্যাঁ, হ্যাঁ। জি, জি, জি। জি, জি, জি। জ্বী, জ্বী, জ্বী। হুম। জ্বি, জি, জি। হ্যাঁ। জ্বী, জ্বী, জ্বী। জ্বী, জ্বী। হুম। হু, হু। জ্বী, জ্বী, জ্বী। জ্বী, জ্বী। হ্যাঁ, হ্যাঁ, একদম, একদম ঠিক কথা বলেছেন। এগুলো আরকি আমাদের কার্যক্রম হারিয়ে যাচ্ছে। এ্যা আরো হচ্ছে দেখা যাচ্ছে, আমি আরো যদি বলতে চাই যে আসলে মানুষ যারা হচ্ছে দেখুন যারা হচ্ছে এই যে উম বা বা প্রযুক্তির সাথে যারা আপডেট নেই যারা হচ্ছে আ বলে যে আমরা প্রযুক্তি নিয়ে কি করবো, তারা প্রযুক্তি নিয়ে কোন চিন্তিত থাকে না। তারা যে তাদের কিন্তু চাকরি বাকরি চলে যাচ্ছে। তো আমাদেরকে সবসময় কিন্তু যত প্রযুক্তি আসবে সেগুলোর সাথে ডেভেলপ করতে হবে। সেগুলোর সাথে কিভাবে কাজ করতে হয়। কারণ প্রযুক্তি মানেই হচ্ছে জীবনকে সহজ করা। সেটা যদি আমি কোন শিখতে পারি। এই যে এখন যদি আমি আ কি বলে আপনার AI আ কৃত্রিম বুদ্ধিমত্তা শিখতে পারি কিভাবে কাজ করে, কিভাবে তাকে কাজ করানো যেতে পারে। এগুলো শিখতে হবে আমাদেরকে। আ তারপর হচ্ছে রোবট কিভাবে কাজ করে এগুলো শিখতে হবে। এই এইগুলো যদি আমরা শিখতে পারি তাহলে কিন্তু দেখা যাচ্ছে আমাদের চা কাজের অভাব হবে না। কিন্তু আমি যদি সেই আগের পুরোনো অভ্যাসে মো পড়ে থাকি যে আমার আ ম্যানুয়ালি যে কাজগুলো রয়েছে সে কাজগুলো শিখব। সেগুলো কিন্তু হবে না। তো মানুষ আর AI যদি স একসঙ্গে কাজ করেনা, আরো নতুন, নতুন, সুযোগ আসতে হবে। সুযোগ আসবে কিন্তু। এই দেখুন মানুষ হচ্ছে আ ডিসিশন দেবে আর AI আপনার কাজ করে দেবে যে আসলে সবকিছু করে দিচ্ছে আপনাকে AI এসে বলবে যে এটা করবো কি করবো না? এই সেই সিদ্ধান্তটা আপনি নিতে পারতেছেন। এইরকম সমস্যা হয় যে ভালো দিকে আসবে। তারপর হচ্ছে ডিজাইন এর ক্ষেত্রে আপনাকে AI একটা ভালো ডিজাইন করে দিবে বা ব ধারণা দিয়ে দিবে। তারপর আপনি ডিজাইন করতে পাত পারবেন। তারপর হচ্ছে কাস্টমার সাপোর্ট যেগুলো আমরা বললাম যে বেসিক প্রশ্ন উত্তরটা সে দিয়ে দিবে কিন্তু যেগুলো জটিল-জটিল সমস্যা সেগুলো দেখা যাচ্ছে মানুষ করে দিবে। আ এডুকেশন এ তো অনেকেই রয়েছে শিক্ষার ক্ষেত্রে AI ব্যবহার করতেছে। তো সেক্ষেত্রেও দেখা যাচ্ছে এ এই AI এর সুবিধা নিলাম। আবার হচ্ছে আমার টিচারের আ সহযোগিতা শিক্ষক এ এগুলো ব্যবহার করতে পারে। তো ২ টা আমরা যদি ২ টোকে একসাথে করি মানুষ আর মেশিন যদি একসাথে থে কাজ করতে শু শুরু করে তাহলে কিন্তু আরো বেশি, বেশি, নতুন সু সুযোগ আসবে। তো আমরা যদি এখন বলি যে আসলে মেশিন আমাদের চাকরি খেয়ে নিচ্ছে, আমরা মেশিন এহ জানি না। তো সেটা আমাদের দোষ। আমাদেরকে মেশিন শিখতে হবে, মেশিন কিভাবে কাজ করে সেটা জানতে হবে। মেশিনই আমাদেরকে আগাতে হবে।
জ্বি। হ্যাঁ। হুম। হুম। হ্যাঁ। হুম। হ্যাঁ। জ্বী। হ্যাঁ। হ্যাঁ। হু। জ্বী। হু, হুম। হ্যাঁ। জ্বী, হ্যাঁ। হুম। হ্যাঁ। জ্বী। হ্যা। জ্বী। হুম। হুম। জ্বী। জ্বি। হুম। জি। হ্যা। হু। জি। হ্যাঁ। হুম। জ্বী। হুম। জি। জ্বি, হুঁ। হুম। হ্যা। জ্বী।

হ্যাঁ, অবশ্যই, এক্ষেত্রে দেখা যাচ্ছে যে প্রযুক্তির যে আমরা জ্ঞান অর্জন করবো, তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমরা কিন্তু সবসময় যদি আ সব বিষয় নিয়ে আ জ্ঞান অর্জন করতে চাই তাহলে কিন্তু সেটা আমাদের জন্য কঠিন হয়ে পড়বে। এক্ষেত্রে দেখা যাচ্ছে যে সকল প্রযুক্তিগত যে দক্ষতা অর্জন কিন্তু আমাদের জন্য সম্ভব নয়। এক্ষেত্রে নির্দিষ্ট কিছু বিষয়ের উপর ফোকাস করা আমাদের জন্য দরকার। হ্যাঁ এই নির্দিষ্ট বিষয়ের উপর যদি আমরা কেরিয়ার গঠন করতে পারি, তাহলে দেখা যাচ্ছে যে আমাদের যে ভবিষ্যৎ, AI নিয়ে আ যে একটা ভবিষ্যৎ আছে, সেটা কিন্তু খুবই ভালো হবে। এক্ষেত্রে দেখা যায় যে আমরা আ যে, যেমনটি বলছিলাম আমি একটু আগে আ অ্যা ডাটা সাইন্স কিংবা যে ডাটা বিশ্লেষণ, তারপর হচ্ছে ক্লাউড কম্পিউটিং কিংবা সাইবার সিকিউরিটি তারপর হচ্ছে আ আপনার হচ্ছে আর্টিফিসিয়াল যে ইন্টেলিজেন্স ইত্যাদি, যে বর্তমানে যে চাহিদা রয়েছে এই প্রত্যেকটা বিষয়ের মধ্যে যেকোনো একটা সব নিয়ে যদি আমরা পড়ে থাকি তাহলে কিন্তু আমাদের জন্য ভবিষ্যৎ অন্ধকার। তো অবশ্যই অ্যা যেকোনো একটা বিষয় শিখবো অ্যা এটাই আশা করি।
জী, জী। জী, জী। জী, জী। হু, হু। জী, জী। হ্যাঁ, হ্যাঁ। জী, জী, জী। জী, জী। জী, জী, জী। হ্যাঁ, হ্যাঁ। জী, জী, জী। জী, জী, জী। জী, জী, জী। হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই। জী, জী। অবশ্যই, অবশ্যই, অবশ্যই। আমিও আমিও এটাই মনে করি যে আসলে আ সব বিষয় তো আমাদের জানানো যাবে না। কিন্তু সব বিষয়ে ধারণা রাখতে হবে। কিন্তু যেকোনো একটা বিষয়ে স্পেশালিস্ট হতে হবে বা যেকোনো একটা বিষয়ে দক্ষতা অর্জন করতে হবে আপনাকে। তাহলেই কিন্তু সম্ভব। কারণ এ AI কিন্তু আরো দিন, দিন যত যাবে ভবিষ্যতে আরো যত AI আসবে তত কিন্তু দেখাচ্ছে। চাকরিই কিন্তু দেখাচ্ছে যে আমরা এখনই বলতেছি চাকরি আমাদের হুমকির মধ্যে পড়েছে। তখন কিন্তু আরো চাকরি হুমকির মধ্যে পড়ে যাবে বা চাকরি আ অনেক সহজ হয়ে যাবে বা অনেক অনেক ক্ষেত্রেই দেখুন এই যে আমি যদি একটা আজকে কোম্পানি দেই, তাহলে আমি চিন্তা করব যে আসলে আমি রোবট দিয়ে কারো কিভাবে কাজ করতে পারি। কারণ মানুষ তো দেখা যাচ্ছে ২৪ ঘন্টা কাজ করতে পারে না। আমাকে ২৪ ঘন্টা কাজ দিতে হবে বা ২৪ ঘন্টা কাজ করাই নিতে হবে। তো এ সেক্ষেত্রে দেখাচ্ছে আমি একটা রোবটে আ ১০ টা মানুষের বদলে একটা রোবট কাজ করাইতে পারতেছি। আমার ২৪ ঘন্টা কাজ হচ্ছে আমাকে দেখাচ্ছে বিশ্রাম দিতে হচ্ছে না বা কোন কিছু করাইতে হচ্ছে না। তো আমার কাজ চলতেই আছে। তো সেক্ষেত্রে আমি অবশ্যই রোবটটা বেছে নিবো। তো সেরকম এখন রোবট বেছে নিলে তো রোবটকে অ্যা চালাতে জানতে হবে বা আ রোবটকে নিয়ন্ত্রণ করতে হবে। তো সেই বিষয়ে যদি একটা ল আমা ওর জ্ঞান অর্জন করি তা তাহলে দেখবেন চাকরি কখনোই যাবে না। কারণ এগুলো যত প্রযুক্তি আসবে তত কিন্তু দেখাচ্ছে আ এটাকে নিয়ন্ত্রণ করা তা বা হচ্ছে এটাকে চালানো হিসাব করা এগুলো কিন্তু জানতে হবে। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদেরকে অবশ্যই আ এগ বিষয় নিয়ে দক্ষতা অর্জন করতে হবে। আ ভবিষ্যতে আরো ওইযে আপনি যেগুলো বললেন সিকিউরিটি আরো সাইবার সিকিউরিটি, ডাটা এনালাইজড এই জিনিসগুলো আসলে অবশ্যই, হ্যাঁ, আমাদের যেকোনো একটা বিষয় দক্ষতা হতেই হবে। কারণ ভবিষ্যতে যদি আমি চিন্তা করি তাহলে আমাদেরকে ভালো একটা চাকরি বা ভালো একটা দক্ষতা অর্জন না করলে আমি সব থেকে পিছিয়ে পড়ব। তো সেক্ষেত্রে বলাই যায়, আমি একটা কথাই আবারও বলতে চাই যে আসলে AI কখনো মানুষের চাকরি আ ছিনিয়ে নেয় না বা কাজ ছিনিয়ে নেয় না। শুধু কাজের ধরনটা বদলে দিয়েছে মানুষের। যে কাজ সহজ করে দিয়েছে আপনি কিভাবে স সময় বাঁচাবেন সেটাই। তো এটাই হচ্ছে কথা যে আসলে মানুষের কাজের কাজ কখনো ছিনিয়ে নেওয়া হয় না। তো AI হচ্ছে আমাদের কাজের ধরন পাল্টে দেয়।
জী। হুম। হ্যাঁ। জী, হ্যাঁ। হুম। হ্যাঁ। হু। হ্যাঁ। হুম। হ্যাঁ। হুম। হ্যাঁ। হ্যাঁ। জী। হুম। হ্যাঁ। জী। হুম। জী। হ্যাঁ। হ্যাঁ। হুম। হ্যাঁ। হুম। জী। হ্যাঁ। হ্যাঁ। হুম। জী। হুম। হ্যাঁ। হুম। হ্যাঁ। জী। হুম। জী। হ্যাঁ, অবশ্যই। হুম। জী।

হ্যাঁ অবশ্যই। এক্ষেত্রে দেখা যাচ্ছে যে প্রযুক্তি এই যে দ্রুতগতির যে পরিবর্তন, আ এটার সাথে যতই আমরা তাড়াতাড়ি মানিয়ে নেব ততই আমাদের জন্য ভালো। এক্ষেত্রে দেখা যাচ্ছে প্রযুক্তি কিন্তু সবসময় পরিবর্তনশীল। তাই আমাদেরকে সবসময় নতুন জ্ঞান অর্জনের উদ্যোগী হতে হবে। এর জন্য আমরা যে আপনি যেমনটি বলছিলেন যে অনলাইন কোর্স করা এটা আসলেই আমাদের জন্য একটা বড় বিষয়। আমরা যত অনলাইন কোর্স করতে পারবো এইসব বিষয়ের উপরে তত কিন্তু আমাদের একটা আ এই বিষয়ে জ্ঞান বাড়বে। আমাদের কেরিয়ার টা ভালোভাবে গটে গঠন হবে। তো এক্ষেত্রে দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের ওয়েব, সেমিনার, তারপর হচ্ছে আ পডকাস্ট ভিডিও এটাও কিন্তু অনলাইনে পাওয়া যায়। তো এই ভিডিওগুলো দেখে কিন্তু আমরা অনলাইনে আ বিভিন্ন ধরনের যে এআই বিশেষ আ এ মানে এআই সংক্রান্ত যে কাজগুলি আছে এগুলো কিন্তু শিখতে পারি এবং এর উপরে জ্ঞান অর্জন করে আমরা কিন্তু বাস্তব জীবনের সাথে তাল মিলিয়ে কাজে লাগাতে পারি। তাই না?
জি, জি। হুম, হুম। জি, জি, জি। জী, জী। জ্বী, জ্বী। হ্যাঁ, হ্যাঁ। জ্বী, জী। জি, জি। হুম, হুম। জি, জি, জি। জি, জি। হ্যাঁ, হ্যাঁ। কেড়ে নেই। জী, জী। জী, জী। হুম, হুম। জি, জি, জি। একদম, এক হ্যাঁ একদম, একদম, একদম ঠিক কথা বলেছেন। আমিও ম তাই মনে করি যে আসলে এআই মানুষের কাজ ছিনিয়ে নেয় না। আসলে এআই মানুষের কাজের ধরণ বদলে দেয়। আ দেখা যাচ্ছে আপনার সেই কাজ যে কাজটা করতে লাগতো আগে ১০ ঘন্টা সে কাজটা আমরা এখন ১ ঘন্টার মধ্যে বা ১০ মিনিটের মধ্যে করতে পারতেছি। তো সেই হিসেবে আমাদের কোন কাজ ছিনিয়ে নিচ্ছে না। কিন্তু বরং আমাদের কাজের ধরন পাল্টাচ্ছে। সেখানে নতুন, নতুন চাকরি আসতেছে। আ ভবিষ্যতে আ আরো চাকরি আসবে ভবিষ্যতে। তো আমাদের এখানে নতুন কোন স্কিল শিখতে হবে। আমরা যদি এখন ঘরে বসে থাকি বা যেটা আছে যেটা করতেছি আমি জানি যে এটা ভবিষ্যতে চলবে না। তো সেটা নিয়ে যদি আমি পড়ে থাকি তাহলে তো অবশ্যই আমার চাকরি চলে যাবে। আমার চাকরি হুমকির হুমকির মুখে থাকবে, আমার কাজ হবে না। তো সেক্ষেত্রে আমাদেরকে দেখা যাচ্ছে নতুন, নতুন ডেভেলপ কিছু শিখতে হবে, নতুন, নতুন এআই প্রজেক্ট শিখতে হবে, নতুন, নতুন যেগুলো নিয়ে ভাবতে হবে যে কি আসতেছে সামনের বছর বা আরো ৩০-৪০ বছর আগে কি আসবে বা পরে কি আসবে এগুলো নিয়ে ভাবতে হবে। আ আমরা যদি না ভাবি তাহলে দেখা যাচ্ছে আমরা যদি বসে থাকি তাহলে কিন্তু আমার চাকরি অবশ্যই হুমকির মধ্যে পড়বে। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমরা আ নতুন, নতুন প্রযুক্তি শিখবো, নতু্‌ন, নতুন এআই শিখব কিভাবে আমাদের এআই দিয়ে কাজ করানো যায়, কিভাবে আমাদের জীবন স সহযোগিতা হয়। আমি একটা কথা মনে করি কি জানেন? যে আসলে আ প্রযুক্তি আমাদের হচ্ছে কা জীবনকে সহজ করে দিয়েছে। এখন প্রযুক্তি তো অবশ্যই খারাপ দিক থাকবে, ভালো দিক থাকবেই। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের ভালো দিকগুলো মেনে নিতে হবে। তাহলেই জীবন সুন্দর বা সহজ হয়ে যাবে।
জ্বি। হুম। হ্যাঁ। হু। হ্যাঁ। হুম। হ্যাঁ। জী। হু। হ্যাঁ। হু। জী। হুম। হুম। জ্বী। হুম হুম। জ্বী। হুম। হুম। হ্যাঁ অবশ্যই। হুম। হ্যা। জ্বি। হুম। হ্যা। জ্বি অবশ্যই। হুম।

হ্যাঁ, অবশ্যই আপনি একদম ঠিক কথা বলেছেন। আপনার সাথে আমি একমত। এক্ষেত্রে আমরা যদি বলি আসলেই, যে মেশিন আমাদের কাজ খেয়ে ফেলতেছে, সেটা আসলেই আমাদের জন্য ভুল ধারণা। কারণ আমাদের আধুনিক যুগের সাথে তাল মিলিয়ে চলতে হবে। আর আমরা যদি মানুষ হিসেবে মেশিনের সাথে একসাথে দুটো মিলিয়ে সহযোগিতা করে আ চলতে পারি তাহলে আমাদের জন্য সামনে একটা সু সুদূর প্রসারি আ সুযোগ আছে। এক্ষেত্রে আমরা কিভাবে কাজে লাগাতে পারি সেটাই হচ্ছে মেইন বিষয়। আমরা এখন ধরেন যে আ যদি আ মেশিনকে কিছু বলি আ যে এআই গুলো আছে সেগুলোকে আমরা যদি দেখা যাচ্ছে যে কিছু প্রম্পট দেই সেই মাপে কিন্তু তারা কাজ করে দিতে পারে। এক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের আ সময় বাঁচলো। আ তারপর হচ্ছে ব্যয়টা কমে আসল। এটা কিন্তু খুবই একটা ভালো দিক। তো কৃত্রিম বুদ্ধিমত্তা যত আ দিন যাবে তত হচ্ছে আ মানে আ শিল্প-কারখানাগুলোতে ভরে যাবে। তো সেই মাফিক যখন শিল্প কারখানাতে যাবে তো অবশ্যই আমাদের হচ্ছে আ মানুষ হিসেবে দায়িত্ব আছে কিভাবে আমরা কৃত্রিম মদ্ধ্যা অ্যা বুদ্ধিমত্তাগুলোকে পরিচালনা করবো। আর সেদিকে আরকি নজর দেওয়া খুবই জরুরি।
জি, জি। হু। হুম, হুম। জ্বী, জ্বী, হু, হু। জ্বী, জ্বী। জী, জী, জী। জি, জ্বী, জ্বী, জ্বী। হুম। হ্যাঁ, হ্যাঁ। একদম। জ্বী, জ্বী, জ্বী। হু, হু। জ্বী, জ্বী জ্বী, জ্বী। জ্বি, জ্বি, জি। হু, হুম, হুম, হুম। জী। জ্বি, জ্বি, জ্বি। একদম, একদম, একদম ঠিক কথা বলেছেন। কিন্তু ভবিষ্যতে দেখবেন চাকরির বাজারে একটা ভালো আ পরিবর্তন আসবে বা ভালো একটা রূপ নিয়ে আসবে AI. এই এই AI এর কারণে। কারণ হচ্ছে যে আ যেগুলো রুটিন ভিত্তিক চাকরি আছে সেগুলো কিছু কমে যাবে। কিন্তু দেখা যাচ্ছে যে কৌশল জানে, যারা কৌশলগত কাজ জানে বা হা কি বলে আপনার আ হা প্র্যাকটিক্যাল কাজ করতে পারে। তাদের কিন্তু কাজ বেড়ে যাবে, তাদের কিন্তু চাহিদা থেকে যাবে মার্কেটে। তারপর যে যার ফ্রিলান্সিং করে, প্রযুক্তির সাথে থাকে বা যাদের সফট স্কিল আছে যেগুলো এ এগুলো গিয়ে করতে-তরতে চায় যে আসলে AI কিভাবে কাজ করে বা আ ট্রো রোবট কিভাবে কাজ করে। তো যা এরা এদের যারা থাকবে তাদের কিন্তু চাহিদা কিন্তু দিনদিন বেড়ে যাবে চাকরির বিষয়ে। আ আরক আরোন আমি মনে করি যে আগামী ৫-১০ বছরের মধ্যে দেখা যাচ্ছে পুরোপুরি একদম আ সব জায়গায় ৩০ থেকে ৪০% কাজ হবে আপনার হচ্ছে AI এর মাধ্যমে। তো আমাদেরকে সেই হিসাব করে থাকতে হবে যেন আমরা যদি অ্যা AI যখন কাজ শুরু করে দেয় ফুলভাবে, কাজ তো শুরু করে দিয়েছে কিন্তু এখনো দেরি আছে। তো সেই হিসাবে কাজ যদি শুরু করে দেয় তার আগে আমাদেরকে নতুনকরে স্কিল শিখতে হবে। আমরা যদি আ থমকে না যাই আমাদেরকে সবসময় প্রযুক্তির সাথে আপডেট থাকতে হবে, তাহলেই কিন্তু দেখা যাচ্ছে একটা ভালো পরিবর্তন আসবে। ভবিষ্যতে ভবিষ্যতে চাকরি বাজারে অবশ্যই একটু সমস্যা হবে কিন্তু যাদের সমস্যা হবে, ওইযে যারা বসে থাকবে প্রযুক্তি নিয়ে ভাববে না, প্রযুক্তির আ সাহায্য নিবে না, তাদের জন্য সমস্যা হবে। আর যারা যদি আ যারা হচ্ছে প্রযুক্তি নিয়ে ভাববে বা প্রযুক্তি নিয়ে কাজ করতে পারবে, তাদের কিন্তু দেখবেন যে ভবিষ্যতে আরো চাকরি বাজার আ চাহিদা বাড়বে বা তাদের চাকরির কোনো অভাব হবে না।
জ্বি। হুম। জ্বী। হ্যাঁ। হু। জী। হু। অ্যা হ্যাঁ। জ্বী। হুম। হুম। হ্যা। হুম। জ্বী। জ্বী। হু। জ্বী। হু। হ্যা। জ্বী। জ্বি। হুম। হ্যা। জ্বি। হু। উ জ্বী। হু। হ্যাঁ। জ্বী।